সেটা হচ্ছে যে, এ কখনোই দ্রুতগতিতে কোন প্রয়োজনে যে, হেঁটে যাব। এটা সম্ভব হয়ই না প্রায়। বিশেষ করে যখন আমি যাতায়াত করি, মানে ওই সময়টায় তো সবাই অফিসগামী। আবার যখন ফেরত আসা হয় সেট মাসটাও অফিসগামী। এটা একটা দ্রুত গতিতে হাঁটার কোন সুযোগ নেই। তারপরে আমি মহিলা মানুষ। আমার তো এমনিতেও হাঁটার গতি একটু স্লো সাধারণত থাকে মেয়ে ছেলেদের তুলনায়। পোশাক পরিচ্ছদেরও একটা ব্যাপার থাকে। সেদিকেও একটু খেয়াল রাখতে হয় যাতে কোন দুর্ঘটনা, না ঘটে। যে, শাড়ি তা চলে গেল আ জুতার নিচে। হোঁচট খেয়ে যেন না পরি। মানে সম্পূর্ণ পথটায় সু আপনার যেতে হয় হচ্ছে খুব সচেতনতার সাথে রাস্তা-ঘাট যখন গাড়ি যে, কথাটা আপনি বলছিলেন এই, এই গাড়ির জন্যে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়। যে, গাড়িটা চলে যাক কারণ সাইড দেয়া যে, পট করে সরে গেলাম। এরকম কোন সুযোগ নেই এই রাস্তাটায়। তো দাঁড়িয়ে থাকি। গাড়ি চলে যায়। তারপরে আমি আবার যাই।
আ জি। আচ্ছা। আচ্ছা। জি। হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারলাম। কি আর তো এই ক্ষেত্রে আসলে অ্যা যে, ব্যাপারটা আ বলছিলেন যে, আসলে রাস্তার আশেপাশের ২ ধারে যেহেতু জায়গা দখল করে রাখা হয়। তো এক্ষেত্রে মানুষের আ তো হাঁটতে অনেক বেশি অসুবিধা হয় যে, এরকমটা আপনি বলছিলেন। তো তাহলে কি আ মানে এটার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয়া হয় না?
হুম। হুম। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ। নেয়া হয়। কিছুদিন থাকে না। তারপরে আবার যে, কে সেই। আমাদের দেশের tendency ই তো আইন না মানা। হ্যাঁ, একটা কথা বলি আপনার এই প্রসঙ্গে আমার খুব বলতে ইচ্ছা করছে। এই যে, আমাদের আমরা যে, রাস্তাটা পার হই তার এক সাইড দিয়ে ফুটপাত আছে।
হ্যাঁ। জি, জি। তাতো ঠিক। হ্যাঁ, অবশ্যই। জি।
তো ফুটপাথের ধারে তো দা নানান ফুলের দোকান-টোকান হয়ে গেছে। মাঝে, মাঝেই উঠিয়ে দেয়। সেটাও আর overlook করি। কিন্তু আমি ফুটপাত দিয়ে হাঁটছি আমার পেছন থেকে
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।
বাইকের হর্ন দিচ্ছে। তো আমি বললাম যে, আজকে আমি সরবই না। পথ এই পথে আমি কারণ এটা হাঁটার জন্যে কেউ আমাকে ক্রস করে চলে যাক। সেটা আলাদা কথা। তারপরে আমি উম উনি নিচে নেমে মানে ফুটপাত থেকে একটু নেমে আমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, যে, "আপনি সাইড দিলেন না কেন?" আমি বলছি "সাইড দিব কেন? এটা কি আ হচ্ছে বাইক চালানোর রাস্তা, এটা তো ফুটপাত।" বলে কি "কোথায় সাইনবোর্ডে লেখা আছে এটা ফুটপাত?" চিন্তা করেন? ফুটপাতে কি লেখা থাকে যে, এটা ফুটপাত ওটা তো দেখেই বোঝা যায় রাস্তার ধার দিয়ে আলাদা করে সম্পূর্ণ আলা আলাদা করে। তো এই জনগণ আমাদের! সুতরাং <chuckles>
আচ্ছা, আচ্ছা। এহ, হ্যাঁ। তাই তো। জি। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। তাই তো। জি, জি। হে এটা কিন্তু ঠিক বললেন, আপনি আন জি। তো এই ক্ষেত্রে আসলে আ এ আপনার আ দিনের বেলা বা রাতের বেলা হাঁটার ভিতরে কি কোন ধরণের তফাত বা কোন ধরনের আলাদা নিয়ম কি রয়েছে?
হ্যাঁ।